হ্যালো।
আ হ্যালো, আ কি অবস্থা? এইতো ভালো। আপনি কেমন আছেন?
কেমন আছেন? আমিও সুস্থ আছি আরকি। কিন্তু গরম যা পড়েছে আসলে বেশ অস্বস্তিকর একটা অবস্থা।
হ্যাঁ। আসলে অনেক গরম। <chuckles>
তবে খাওয়া দাওয়ার দিক থেকে না আ আমার মনে হয় গরমের সময়টা বেশ একটা <smacks lips> মানে এ কি বলব? গরমের সময় কোন কিছুই তো ভালো লাগে না। তার সাথে আ খাবার দাবারও তেমন একটা পছন্দ হয় না। বিশেষ করে বাঙালির তো মসলা খুব প্রিয় একটা জিনিস। আর এই দুপুরের গরমে যদি কেউ মসলা খায় ভাই তার অবস্থা খারাপ।
আ জি। হ্যাঁ। জী। <chuckles> হ্যাঁ তা তো অবশ্যই। আসলেই এখন তো গরম এত গরম যে খাবার মানে আপ ঝাল বা মসলা জাতীয় খাবার খেতেই ভয় করছে। না জানি আবার অসুস্থ হয়ে পড়ি। <chuckles>
হুম। <chuckles> <chuckles> সেটাই তো। কিন্তু আবার দেখেন খেয়াল করে দেখেন।
<chuckles> কিন্তু বলতে হবে যে মসলা ছাড়া কিন্তু আ খাবারের স্বাদ একদমই পাওয়া যায় না। মানে মসলা ছাড়া খাবার কিভাবে খায় মানুষ? না তেল, না মশলা না কোনো কিছু।
হুম সেটাই তো। আমি দেখি যে আ চীনে, জাপানে এরা এদের খাবার কোনো রং নেই, লিটারেলি হোয়াইট লিকুইড।
হ্যাঁ। না ওরা তো জাস্ট সিদ্ধ জাস্ট সিদ্ধ খাবার খায় ওরা। এটা আমার মোটেও পছন্দ না। আম আমরা বাঙালিরা তো একদম মানে এমন মসলা, এমন তেল সবকিছু দিয়েই হচ্ছে আমাদের খাবারটা রান্না করি। এখন আমরা যখন অন্য কান্ট্রি তে যাই ঘুরতে তখন তাদের খাবারটা আমাদের একদমই হজম হয় না।
কিভাবে খায়! কিভাবে খায়! হুম। হুম মানে একটা এ একটা ব্যা ব্যাপার হচ্ছে কি যে মসলা ছাড়া যেকোনো খাবার ব্ল্যান্ড লাগে সেটা যতই দামি খাবার হোক না কেন।
এটা আপ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ সেটা তো অবশ্যই। এখন কি আ মশলা কীভাবে স্বাদ বাড়ায়? আপনার কি মনে হয়?

অনেকে আছে যে রসুন আ ভে ভেজে কিংবা bake করে খেতে খুব পছন্দ করে। আ কারণ তার যে pungent একটা smell আছে ওটা অনেকেরই ভালো লাগে। আমি জানি না কেন? আ তবে ওই যে রসুন হচ্ছে খুব ভালো vampire deterrent মনে হয় বা বাঙালিরও vampire র সাথে obsession আছে। <chuckles>
হ্যা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। <chuckles> হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই সুগন্ধি মসলার ভিতরে আপনার আ সবচেয়ে পছন্দ সুগন্ধি কোনটা?
হুম। আমি বলবো উম আ probably দারচিনি এবং এলাচ।
আচ্ছা। ওকে। <chuckles> আ বাঙালি আমরা যখন বিরিয়ানি খেতে যাই তখন হচ্ছে যখন হচ্ছে এলাচে কামড় পড়ে। আ মানে হ্যাঁ, তখ তখন কিন্তু মানুষ এলাচকেই হচ্ছে বকা দেয় যে "আরে শালা খাওয়ার মধ্যে এলাচ এসে পড়ে।" <laughs> তো
উহু। ও, না, না, না, না, না, না, না, না, না, না। হ্যাঁ। <chuckles> এটাই তো। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি? যে এলাচ যখন গুঁড়ো করে দেওয়া হয় তখন কিন্তু ওই যে তিক্ত যে স্বাদটা যেটা হচ্ছে মানুষ সবচাইতে বেশি অপছন্দ করে সেটাই কিন্তু আলাদা একটা ফ্রেশ গন্ধ আর flavour আনে। তো সেক্ষেত্রে তখন কিন্তু এলাচকে দোষ দেওয়া যায় না। দোষ দোষ তখনই যখন হচ্ছে আস্ত দেওয়া হয় এলাচটা। এবং এয আমি সবাইকে discourage করি "আস্ত এলাচ খাবারে দিও না ভাই।"
হ্যাঁ। হ্যাঁ। জ্বী। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হুম। উহু। হ্যাঁ, সেটা

হু, <smacks lips> ১ম কথা হচ্ছে, মসলার কাজই হচ্ছে এনহান্স করা। মানে আ মসলার ভিতরে থাকে হচ্ছে তেল আ যেটা থেকে আসে গন্ধ এবং স্বাদ। <sighs> আ তো।
হ্যাঁ। রাইট। আচ্ছা। আ তেল থেকে গন্ধ আসে। <laughs> আচ্ছা।
হ্যাঁ ম মসলার মেইন ইনগ্রিডিয়েন্ট ম মসলার স্বাদ আর গন্ধের মৌলই হচ্ছে তেল।
মসলার মেইন ইনগ্রিডিয়েন্ট আমার মনে হয় যে আ আ কাঁচা লঙ্কা দেন হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, <breath> আদা রসুন এই জিনিসগুলোই তো মানে হচ্ছে খাবারটাকে আরো
হুম। আমরা তো আসলে এগুলোকে শুকনো খাবার হিসেবে গ্রহণ করি। এজন্য টের পাই না। বাট প্রত্যেকটা মশলাদার উপাদানেরই একটা এসেন্স আছে। একটা গুণ আছে, একটা তেল আছে। সো দেখা যায় যে আ দেখবেন আ আ অ ইসে আমরা এই গুঁড়ো গুলো মেইনলি ব্যবহার করি হচ্ছে রঙের জন্যে। হ্যাঁ, কিন্তু স্বাদ আর গন্ধটা আসে তার তেল থেকে। তো দেখা যায় যে অনেকে আছে যেগুলো যারা হচ্ছে রং পছন্দ করে না। তারা করে কি এই মসলার এসেন্স টাকে এক্সট্রাক্ট করে সেটাই ব্যবহার করে। <scoffs>
আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। আলাদা, আলাদা হ্যাঁ, জি। হ্যাঁ। র রং এর জন্য। হ্যাঁ। রাইট। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, সুগন্ধি মসলার ভিতর কিন্তু দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এই জিনিসগুলা এই এই জিনিসগুলোও আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খাবারের যে স্বাদ বা সুগুন স্বাদটা আসলেই অনেক বাড়িয়ে দেয়। তাই না? হ্যাঁ।
তেজপাতা, এলাচ। হু, হু। হুম। হ্যাঁ মানে একটা খুবই সাদামাটা খাবার
আর যেমন হচ্ছে আমরা যদি ধরেন যে পোলাও রান্না করতে চাই। তখন হচ্ছে সুগন্ধি হিসাবে আমরা হচ্ছে এই তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো ব্যবহার করি। তো এগুলোর কারণে কি হ্যাঁ।
হু, হু। দারচিনি, বেরেস্তা এগুলো ছাড়া আসলে হয়ই না। বিশেষ করে পিঁয়াজ আর রসুন আচ্ছা ভালো কথা। আপনি কি পেঁয়াজ, রসুনকে মসলা মনে করেন না সবজি?
জি এইগু হ্যাঁ। আ এগুলো তো মসলার ভিতরেই পড়ে। নাকি? আপনার কি মনে হয়? সবজি?
হু, হু। আই মিন ২ টা ক্যাটেগরি তেই পড়ে না? সবজির গুণ কি? কাঁচা হবে আ এবং স্বাদযুক্ত হবে। এবং আ সেটার মধ্যে কি থাকতে হবে? ফ্রেশ থাকতে হবে। তো এই ৩ টা গুণই তো রসুনের মধ্যেও আছে আর পেঁয়াজের মধ্যেও আছে।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। রসুন, আমার আবার রসুনের স্মেল টা একদম ভাল লাগে না। আমি রসুন খেতেই পারি না। <laughs>
আই মিন কাঁচা রসুনের স্মেল কারোরই পছন্দ না। <laughs>
<chuckles> না হচ্ছে আমাদের আ বাড়িতে হচ্ছে ডাল রান্না করলে সেটাই হচ্ছে রসুন রসুন দেওয়া হয়। রসুন ভেজে দেওয়া হয়। তো ওই জিনিসটা আমার একদমই পছন্দ না।
হু, হু। উম